রাগ করে থাকার কোন অপশন থাকে না। একজন আরেকজনের সাথে রাগ করলে যেটা হয় আমরা সবগুলো করি ট্র্যাডিশনাল ওয়াইজ। যারা, যারা রাগ করে কথা বলে না তাদেরকে কোনভাবে ১ টা বাসায় এনে ২ জনকে যতক্ষণ রাগ না সলভ হবে রুমের মধ্যে নিয়ে আটকায় রাখো। পানি টানি সব ছাড়া। যতক্ষণ তোমরা কথা না বলবা আর রিসলভ না করবা তোমরা কিছু পাবা না।
হু। হ্যাঁ।
অ্যান্ড আল্টিমেটলি বাধ্য হয়ে কথা বলতেই হবে। <scoffs>
বাহ! মানে এই বিষয়টা হুম, খুবই কিন্তু এই বিষয়টা খুবই ভালো লাগলো যে তাদেরকে আপনারা মিলিয়ে দেন এবং রাগ থাকুক, ঝগড়া থাকুক, যেকোন সমস্যা থাকুক না কেন, সেটা আপনারা মিলিয়ে দেয়ার জন্য মানে যথাসাধ্য চেষ্টা করেন। তো খুব ভালো লাগলো কিন্তু আজকে আপনার সাথে গল্প করে এই যে মজার, মজার কত ঘটনা জানতে পারলাম। বিশেষভাবে যারা ভূতের সিনেমা দেখে না, তাদেরকে কিভাবে নিন্জা টেকনিক বলা যায়। কীভাবে ভূতের সিনেমা দেখতে হয়। হ্যাঁ, তো ভালো থাকবেন।
না। <laughs> জোর করে দেখা যায়। হ্যা।

আচ্ছা, আপনারা বাড়িতে সবাই মিলে দেখেছেন, এমন কোনো সিনেমা কি আছে যেটা এখনো মন ছুঁয়ে রাখে?
হুম, আসলে আ একসাথে দেখা অনেক মুভি আছে। আ কিছু হচ্ছে বাবা-মায়ের সাথে কিংবা আ অন্যান্যদের সাথে দেখা। আর বাকিগুলো হচ্ছে আ আমাদের খুব বড় একটা কাজিন এর গ্যাং আছে। যারা আসলে আমরা দেখা যাই এরকম উইকেন্ড কিংবা মাসে এটলিস্ট ১ বার ট্রাই করি যে ১ মাসে না হলেও এটলিস্ট ২ মাসে এটলিস্ট ১ টা মুভি যাতে সবাই মিলে একসাথে বসে দেখতে পারি। মানে এটারকম আমাদের একটা প্লান থাকে। মুভি, সিরিজ হ্যাঁ, হ্যাঁ।
হুম। হুম। বাহ! মানে হচ্ছে কাজিনরা নামে সবাই পরিকল্পনা করে ফেলেন, তাই না? যে কোন সিনেমাটা দেখবেন বা নতুন কোনো সিনেমা আসলে সেটা নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা করেন?
হু, হু।

উম না প্রতিনিয়ত তো করলে মাইর তো দিবে। মানে মাইরগুলো তো একটাও উম মাটিতে পড়বে না। ব্যাপারটা হচ্ছে মাঝে, মাঝে হচ্ছে এরকম করি। যখন দেখা যায় ওরা খুব জ্বালাচ্ছে আমাদেরকে কিংবা কোন একটা প্ল্যান করছি আমরা এরকম একবার করছে। যে আমরা সবাই মিলে এরকম প্লান করেছি যে আমরা আসলে একটা গেট টুগেদার করব কিংবা কোথাও একটু ঘুরতে যাবো। আমার বাসা থেকে সবার পারমিশন কারণ আমরা সব কাজিন আমরা একসাথেই থাকি। তা আমি বলছি ঠিক আছে কোন সমস্যা নাই। সবাই গিয়ে বাসা থেকে তো ওদেরকেও নিয়ে যাই। বাসায় যারা আছে আব্বু-আম্মু সব আছে। চলো আমরা সবগুলো মিলে যাই। তো ভালো কথা। ওরা বলছে যে সবাই যাবে না। তখন হচ্ছে গিয়ে খালু বলছে আ একজন খালু যাবে আর হচ্ছে গিয়ে আ ভাইয়া-টাইয়া এরা যাবে। আমি বলছি ঠিক আছে চলবে ফাইন। তো এরকম দেখা গেছে প্ল্যান-ট্যান করা-টরা শেষ। সবকিছু শেষ। আমরা হচ্ছে একদিনের জন্য রিসোর্ট-টিসোর্ট বুকিং করব। এরকম ফাইনাল মোমেন্ট এ এরা হচ্ছে গিয়ে ওই ওরা ৪-৫ জন মিলে বেঁকে বসছে। ওরা যাবে না। এখন জিনিসটা হচ্ছে ওদের রেখে তো আমরা যেতে পারব না। কারণ আমাদের একটা বাজে অভ্যাস হচ্ছে আমরা সবাই একসাথে লেজ ধরে সব জায়গায় ঘুরি-টুরি। তো আমরা বলছি তোমরা না গেলে আমরা আ
হুম। হুম। জি। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ। আর এটা কিন্তু ভালোও লাগে না। মানে পছন্দের আ মানে কাজিন বলেন বা পছন্দের ফ্রেন্ড বলেন তাদেরকে রেখে কোনো ট্যুর এ যাওয়া বা বাইরে যাওয়া। মানে কেমন যেন একটা অপূর্ণতা থেকে যায়, তাই না?
হ্যাঁ।

হ্যাঁ তাইতো মানে যারা ধরুন এইযে আ ভয় পায়। স্বাভাবিকভাবে অনেকে আছে যে হরর সিনেমার নাম শুনলেও কিন্তু ভয় পায়। সেখানে তাদেরকে না বলে। দরজা জানালা লাগিয়ে দিয়ে এরকম হরর সিনেমা ছেড়ে দেয়া। বিষয়টা কিন্তু তাদের জন্য খুব ভালো। তেমনটা কিন্তু দিচ্ছে না। তো তারপর কি হয়? মানে যখন তারা বুঝতে পারে যে এখন তো হরর সিনেমা হচ্ছে।
জি, জি। ওরা যখন যে দরজা জানলা সব লাগায় তখনই ওরা বুঝতে পারে যে, "ও! তোমরা কিছু একটা প্ল্যান করছ না? আমাদেরকে ভয় দেখানোর জন্য।" মানে জিনিসগুলো এরকম হয়। ওরা খুব চিৎকার চেঁচামেচি করে। কিন্তু ওরাও জানে যে যতই চিৎকার চেঁচামেচি করুক না কেনো ওরা এখান থেকে উঠে যেতে পারবে না। কারণ আমরা দেখা যায় একসাথে ১২ ১৪ জন মিলে দেখতে বসছি। তার মধ্যে ওরা হচ্ছে ৫ ৬ জন মিলে ওখানে বসছে। তো ওদের পক্ষে আসলে কখনোই উঠে যাওয়া সম্ভব না। আমরা সবাই মিলে ওদেরকে যেতে ধরে বসে থাকি। "আরে না বসো, বসো।"
হুম। আচ্ছা। হু।